ও! সুযোগই দেয়নি তাকে। মানে কোন ধরনের কাজ করার। আচ্ছা, আচ্ছা।
না। না, না। কারণ ও হচ্ছে গিয়ে আমাদের সেমিস্টারের মাঝামাঝিতে মানে যখন আ দেখা গেছে ও আ মিড ইয়ারেই হচ্ছে ওর বিয়ে হয়ে যায়। তো এরপরে যখন বিয়ে হওয়ার সময় আঙ্কেল-আন্টির একটাই কথা ছিল, "যেহেতু আমার মেয়েটা খুবই আদরের, একটাই মেয়ে। আমরা চাই ও হচ্ছে গিয়ে আসলে" আ ব্যাপারটা তো এরকম নয়, যে ফিন্যান্সিয়াল ব্যাপার। কারণ দুই ফ্যামিলিই হচ্ছে যথেষ্ট ওয়েল স্টাবলিশ। তো তা
হু, হু। জি।
নে যেটা হয়েছে যখন আসলে আ জবের অপরচুনিটি আসা শুরু হল, আমাদের জব ফেয়ারে আমরা এপ্লাই করা শুরু করলাম। তখন থেকে তাদের একটা টেনডেন্সি দেখা গেল না, তারা দিবে না। আ তারা হচ্ছে
হুম। হ্যাঁ, হ্যাঁ। মানে আসলে মেয়ের বাবা-মার পক্ষ থেকেই মানে জিনিসটা বিধিনিষেধ ছিল। এমন না যে শ্বশুর-শাশুড়ির পক্ষ থেকে। বাবা-মাই চাইতেন না যে মেয়েটা যেন কাজ করুক, নাকি?
না, না, না। স না, বাবা-মা চাচ্ছিল যে ওর একটা স্টাবলিশ ক্যারিয়ার হোক। কিন্তু ইন লস থেকে জিনিসটা কখনো অ্যালাওই করেনি। পরবর্তীতে যখন জানাজানি হল, তারা হচ্ছে এই জিনিস নিয়ে অনেক ঝামেলা হয়েছিল যে ইভেন এমন সিচুয়েশন গিয়েছে যে, তারা যদি হচ্ছে আ মানে মেয়ে যদি জব করতে চায়, তাহলে তাকে এই বাসা ছেড়ে দিতে হবে।
ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। ওহহো! মানে খুব ভয়াবহ ব্যাপার। মানে এ থাকে কিছু তথাকথিত সম্ভ্রান্ত পরিবার থাকে যারা নিজেদেরকে আসলে এ মানে পুরনো দিনের রাজা-জমিদার, হ্যাঁ, ভেবে থাকেন। নাম্বা
হুম, হুম। তারা হচ্ছে ঐ যে একটা আর কমন ডায়ালগ যে "আমাদের ঘরের বউরা বাইরে যেতে পারবে না কাজ কর"
হুম, সেটা মানে "আমাদের সমাজটাই কি কিছুটা আলাদা। আমরা সম্ভ্রান্ত পরিবারের Blue blooded people. তো আমাদের ঘরের মেয়েরা কখনো বাইরে যেয়ে কাজ করতে পারবে না।" হ্যাঁ, এরকম থাকে কিন্তু। <inhales> আ তো আ অনেক সময় দেখা যায় যে আ পরিবার থেকে কোনো ধরনের কোনো বাধা না আসলেও কিছু, কিছু কোম্পানি কিন্তু থাকে যাদের পলিসিগুলো খুব আ অতটা ভালো থাকে না। তারা কিন্তু ম্যাটারনিটি লিভ, বিশেষ করে প্যাটারনিটি লিভগুলো একদমই দিতে চান না। তো আপনার ক্ষেত্রে যদি এমন হতো যে আপনার ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে আপনাকে যদি বলত যে "না, তুমি যদি ম্যাটারনিটি লিভ নিতে চাও, একেবারে চাকরি ছেড়ে নিতে হবে।" সেক্ষেত্রে কি আপনি সেই ধরনের কোম্পানিতে থাকার আ চিন্তাভাবনা করতেন নাকি একবারেই কাজ ছেড়ে দিতেন?
<chuckles> জি। একদম।